হুম, তাহলে সিনারিওটা আসলে এমন। আমি আপনার ইয়াতে ঢাকা থেকে আসলে কোন একটা বিভাগে এ যাচ্ছি
হু, হু।
যাবার সময় ভাই আ ওই বিভাগটা আসলে নদীর জন্যই আসলে একটু বিখ্যাত বলা বলাই যায়। তবে আ যাওয়ার সময় আমি রাস্তায় যেটা দেখতে পাই আ একটা ক্যানাল মতো। ওই যে ক্যানাল বলতে বোঝেন তো ওই যে চাষীরা আসলে ধান চাষ করে চাষের পানি একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যায়। তো এমন ক্যাল ক্যানাল মতো ভাই আসলে লম্বা মানে যাচ্ছি তো যাচ্ছি। আর ট্রেনে যেহেতু যাচ্ছি। তো ট্রেনের স্পিড ও তো মনে করেন যে আসলে ঘণ্টায় ৭০, ৮০ কিলোমিটার উপরে। এখন আমি ভাই প্রায় সম্পূর্ণ রাস্তাটা ওই ক্যানাল দেখতে দেখতে গেছি ভাই। যে আসলে এটা শেষ কই? এখন আশেপাশে বাড়িঘর আছে। তো বাড়িঘরের যদি আসলে ক্যানাল হয় ভাই তাহলে তো এটা আ একটা না একটা জায়গায় যে শেষ হবে বা শুখা শুকিয়ে যাবে। তাই না ভাই? তো আমি না আল আজব ভাবে দেখলাম যে আসলে ওই ক্যানালটার ভাই আসলে পানি শুখাচ্ছে না বা শুখানোর কোনো সম্ভাবনাও দেখি না। তবে ওইটা যে দা যাচ্ছে বা ওইটার যে পানি বহমান আ সেটা কিন্তু আসলে ভাই ওটার মানে আকৃতি না। তবে ওই যে আপনার আ লম্বা যে দূরত্বটা এটা দেখে আসলে বোঝা যাচ্ছে। আর বিশেষ করে যমুনা সেতুর উপর দিয়ে গিয়েছিলাম। তো যমুনা সেতুতে আসলে যতটুকু পানি থাকার কথা ছিল ভাই। আ আমি না আসলে ততটুকু পানি মানে দেখি নাই। বলতে পারেন যে আসলে এখন এমন একটা অবস্থা যে আপনি আপ সাঁতার কেটেই কিন্তু আসলে ভাই যমুনা সেতু পার করে ফেলতে পারবেন।
আচ্ছা, জি। হু, হু। জি, রাইট। হু, হু। জি। হুম। জি। উহু। হ্যাঁ। জি। হু, হু। হু, হু। হ্যাঁ, অবশ্যই। জি। হু, হু। আচ্ছা। হুম, হুম। জি, হু, হু। জি। হুম। হ্যাঁ। জি। হু, হু। আচ্ছা। হু, হু, জি। জি। হু, হু। হ্যাঁ। রাইট, রাইট এটা আপনি ঠিক বলেছেন। হু, হু।
তো এই হ্যাঁ ভাই, আসলেই। তো এইটাই হল ব্যাপার ভাই। জি, ভাই।
হ্যাঁ।